বুঝতে পেরেছি। বেশ বললেন যে আসলে আপনি আ যে "সেলাই করে আ মেরামত করে পড়েছেন বা, পড়ার চেষ্টা করেন অনেক সময় অনেক সময় হয়ে যায় ছোটবেলায় যেমন ছিঁড়ে যায় এমন যেমনটা বললেন এটা করেছেন।" আরেকটা জিনিস যে আসলে আ অনেক সময় আসে না জামা দেখা যাচ্ছে আ যে উম ফেলে দিবেন কোনটা বা, হচ্ছে ছিঁড়ে ফেলে মানে মানুষকে দিবেন কোনটা? এটার মধ্যে একটা পড়ে যাওয়া হয় তো সেক্ষেত্রে আপনি কি করেন যে কোন জামাগুলো দেখা যাচ্ছে মানুষকে দেন বা দেখা যায় ফেলে দেন? এইটা কিভাবে ভাগ করে নেন বা, সিদ্ধান্তটা কিভাবে নেন?
না এটা আসলে করা হয় কি যে, কেউ যদি জামা নিতে আসে তো তার জন্য আসলে একটু বাছাই করে ভালো গুলো রাখার চেষ্টা করি আরকি। কারণ হ্যা, কাউকে দিলে সে যেন পড়তে পারে। তারও যাতে নিয়ে ফেলে না দিতে হয় বা, পড়লে যাতে তার খুব খারাপ না লাগে। এরকম একটা tendency থাকে।
ভালো রাখার চেষ্টা, হ্যা। জ্বি, অবশ্যই। কিছুদিন অন্তত পক্ষে পড়তে পারে দেখাচ্ছে নিয়ে যাচ্ছে ২-৩ দিন পরে ফেলে দিতে হচ্ছে, এমন যদি না হয়।
এনম এমন যেন না হয়, রাইট। যদি এরকম ৫ টা পুরোনো কাপড় বের হয় তো, তার মধ্যে থেকে বাছাই করে আ যে তুলনামূলক ভালো যে ১ টা বা, ২ টা আছে সেটাই আসলে কারো জন্য রাখার চেষ্টা করা হয় এবং বাকি যেগুলো থাকে সেটা হচ্ছে অন্যান্য ভিন্ন কাজে ব্যবহার করে করার জন্য রাখা হয় বা, কিছু ক্ষেত্রে হয়তো ফেলে দেয়া হয়। অনেক সময় কিন্তু এখন এরকম হয় এটার কিন্তু একটা ট্রেন্ড আসছে যে শীতে কিন্তু পুরোনো জামাকাপড় সংগ্রহ করা হয় বিভিন্ন জায়গায়। শীতে বা, অনেক সময় বন্যা দুর্গত ও মানে কোথাও আকস্মিক কোন বন্যা হইলে, সেটার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আ অনেক volunteer team আছে যারা পুরোনো জামা কাপড় এভাবে সংগ্রহ করে। তো কোন জামাই আসলে এখন ফেলে দেই না আ এগুলো রেখে দেই যখন হ্যা, এরকম সময় যখন আসে তখন হচ্ছে দিয়ে দেই। আরেকটা বিষয় আপনি কিন্তু জামা যতই পুরোনো হোক, আ শীতকালে কিন্তু আপনি জ্যাকেট বা সোয়েটারের নিচে পড়তে পারবেন তখন কিন্তু হ্যা, হ্যা, তখন কিন্তু আর কেউ দেখে না। তো সেক্ষেত্রে কিছু জামা থাকে হয়তো অনেক পুরনো হয়ে গিয়েছে কিন্তু এটা কিন্তু আ দেখা যায় যে অনেক ওম দেয় বা, একটু উষ্ণ কাপড়ের। সেক্ষেত্রে পড়তে ভালো লাগে। অনেক অনেক জামাকাপড়ের প্রতি দেখবেন একটা ভালোবাসা বা, টান জন্মে যায়। তো সেটা ফেলে দিতে ইচ্ছা করে না। তো সেক্ষেত্রে ওইটা সোয়েটারের নিচে বা, জ্যাকেটের নিচে অনায়াসে পরা যায়। আ প্রতি শীতেই পরা যায় যতদিন না ছিঁড়ে বা, একদম আ মানে অবস্থা খারাপ না হয়ে যায়, তো এটাও আসলে একটা মজার অনুভূতি।
বুঝতে পেরেছি। জ্বি, অবশ্যই। হুম, হুম, একদম। জ্বি, অবশ্যই। বন্যা হয়েছে, হ্যা। বুঝতে পেরেছি। রেখে দেন, যে এ এ এমার্জেন্সি কাজে আসে তখন দিয়ে দেন। বুঝতে পেরেছি। নিজ ইচ্ছায় পরা যায়, হ্যা। দেখে না। ওর সাথে বা পড়তে ভালো লাগে। <chuckles> জ্বি, অবশ্যই। জি, একদম। জি, অবশ্যই।